বাহ! না ইন অ্যা এরকম কিন্তু অনেক জায়গাতেই শুনেছি যে, আর ফ্রিজ জাতীয় ব্যাপার বা এই ধরনের জিনিসগুলো তো আসলে পরিবারের সবাই মিলে ব্যবহার করে। সবার একটা উৎসাহ থাকে আরকি। ফ্রিজ বলি, টিভি বলি আম এই ব্যাপারগুলো তা এইগুলা কেনার জন্য সবার মতামত নিয়ে এটা আসলে খুব সুন্দর একটা প্র্যাকটিস উনি আপনাদের মধ্যে নিয়ে এসেছেন।
জ্বি, উনি চেষ্টা করতেন। এবং সাথে, সাথে, কি যদি উনি একটা মোবাইলও কিনতেন তাও বলতেন কোন ব্র্যান্ডের কিনব। উনি ওই সময় বাটন ফোন চালাতেন তো যে Samsung এর কিনবো, Nokia র কিনবো বা অন্য কোনো কিছু কিনবো কিনা, যে চাইনিজগুলো কিনলে ভালো যাবে কিনা, Symphony বা দেশীয় যেগুলো আছে, এগুলো কিনব কিনা। এই জিনিসগুলো আসলে আলোচনা করতেন। এবং মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমার বোনরা আসলে মোবাইল সম্পর্কে অতটা ভালো বুঝতেন না। তাদেরও জিজ্ঞাসা করতেন। <chuckles> তার মানে একটা কাউকে উনি আসলে ছোট করে দেখতেন না।
জ্বি। <chuckles> জ্বী, জ্বী। হু, হু। আচ্ছা। না এই না এইটা তাহলে বোঝা যায় যে সবাইকে গুরুত্ব দেয়া, সবার মতামতের এ গুরুত্ব আছে। এটা বুঝিয়ে দেয়া পরিবারের মধ্যে। এটাও কিন্তু খুব ভালো ধরনের একটা উদাহরণ উনি অ্যা সেট করে গেছেন আপনাদের জন্য না?
জ্বি, জ্বি, অবশ্যই। তা এই জিনিসটা আসলে আমার ভালো লাগতো এবং এভাবে চলার চেষ্টা করছি আরকি। হু, হু।
জ্বি। আচ্ছা। এইটা একটা একটা, ধরনের উদাহরণ দিলেন যে, খাওয়ার মধ্যেই এ কেনাকাটার আলাপ বা বড়সড় কোন অ্যা সিদ্ধান্ত নেওয়ার পারিবারিক সিদ্ধান্তের আলাপগুলো করতেন। এর এছাড়া আর কি, কি ধরনের আলাপ আলোচনা? ধরুন এখন তো আমাদের জীবনে অনেক সময় কেটে যায়। সবাই সারাদিন বাইরে থেকে আসে। তার মানে হয় কেউ স্কুলে, ছোটরা হয়তো স্কুলে, বড়রা হয়তো তাদের অফিসে সময় কাটিয়ে এসেছে। সারাদিনের আপডেইটগুলা কি ওই, ওই খাওয়ার টেবিলেই শেয়ার হয়, না কি হয়?
হ্যাঁ, এরকম তো ব্যস্ত কাটাচ্ছেই অনেকে।